জি, একদম ঠিক বলেছেন। যে আসলেই একটা সম্পর্ক কিন্তু মুখের কথা নয় যে আপনি আজকে নতুন কারো সাথে একটা সম্পর্ক গড়ে তুলবেন বা শুধু সম্পর্কটা না, ওখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস। আ হ্যাঁ, এটাও কিন্তু একটা সৃষ্টি হয়। এটাই কিন্তু মানে তৈরি হতে অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে এইযে একটা ছোট গালিগালাজের মাধ্যমে কিন্তু আমাদের আ ধরুন ২০-৩০ বা তারও বেশি বয়স বয়সেরও একটা সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যেতে পারে নিমেষের মধ্যেই। তো সেইক্ষেত্রে হ্যাঁ, কথা বলা একটু মত-বিরোধ হতেই পারে মন ভার হতে বা আ মন খারাপের যে বিষয়গুলো, এগুলো আসলে আজ সম্পর্ক যাদের সাথে ভালো থাকে, তাদের সাথেই আসলে মন খারাপের বিষয়গুলো হয়। আপনি কিন্তু দেখবেন অপরিচিত কারো সাথে আপনার ঝগড়া লাগবে না, আপনার মন খারাপ হবে না। কারণ কি? তার সাথে আপনার সম্পর্কই নেই। <scoffs> তো সে কি করছে না করছে আপনার কিন্তু কোন যায় আসে না। তো যাদের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকে, রাগ, অভিমান, সুখ সব কিন্তু আ তাদের উপরেই আমাদের আসবে। তো সেইক্ষেত্রে আমরা সেই সময়টা যদি একটু আ মানে নিজেকে কন্ট্রোল করতে পারি, এই ধরনের গালি-গালাজ না দেই, বা একটু যদি চুপ থাকি, তাহলে আমার মনে হয় যে এই যে সম্পর্কটা খুব ভালো হবে। পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে হয়েস যদি অন্য কেউ সেটা বলে বা যা যার সাথে আমার এই সমস্যাটা হচ্ছে, সে কিন্তু অনেক সময় বলতে পারে যে "আসলে ভুল হয়ে গেছে সে সময় বুঝতে পারিনি।" এভাবে কিন্তু সম্পর্কটা ঠিক হয়ে যায়।
জ্বি। হুম, হুম, হুম। জ্বী, জ্বী, জ্বী। নিশ্চয়ই। হুম, হুম। হুম, হুম, হুম। জ্বি, জ্বি। হ্যাঁ, নিমিষের মধ্যেই হতে পারে। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ। জ্বি, জ্বি। হুম, হুম। উম জ্বি, হ্যাঁ। হুম, হুম। তার কাছেই থাকে। হ্যাঁ, ঠিক তাই। হুম, হুম। হুম, হুম। অ্যা হুম, হুম। জ্বি। হ্যাঁ। অ্যা না, একটু মেনে নেওয়ার যেটা প্রবণতার কথা বলছিলাম। এবং পাশাপাশি একটা জিনিস মনে রাখতে হবে প্রত্যেকেরই কিন্তু একটা সম্মান আছে। হোক সে বড়লোক, ছোটলোক যেকোনো ধর্মের আ হতে পারে কম বয়সী, বেশি বয়সী। প্রত্যেকে নিজের জায়গা থেকে একটা সম্মানের জায়গা থেকে থাকে। এবং কেউই চায় না তার সম্মান নষ্ট হোক। অ্যা গালিগালাজের মাধ্যমে এরকম অ্যা সম্মানগুলো নষ্ট হয়। সে মতবিরোধ হতেই পারে, হুম? আ তবে সেটাকে যেন সম্পর্কগুলো নষ্ট না হয়, সেইদিকে আমরা নিশ্চয়ই খেয়াল রাখবো। আপনিও খেয়াল রাখবেন। এবং এখন আর আ এখন যেতে হচ্ছে। আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। এবং নিজে অনেকখানি হালকা হলাম। <chuckles> অ্যা আপনি ভালো থাকবেন, বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, শুভ বিদায়।
জী, জী। অবশ্যই, হ্যাঁ। জ্বী, জ্বী। হুম, হুম। অবশ্যই, হ্যাঁ। জি, জি। <chuckles> অবশ্যই। অবশ্যই, অবশ্যই। হুম। জি অবশ্য <clears throat> <chuckles> জ্বি, জ্বি ধন্যবাদ। আপনার সাথেও আজকে কথা বলে খুব ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম এবং খুব ভালো একটা মুহূর্ত কেটে গেল আপনার সাথে কথা বলে আজকে। তো আশা করছি কোন সুন্দর বিষয় নিয়ে আপনার সাথে কখনো কথা হবে, বেশ ভালো একটা আড্ডা জমবে, বেশ ভালো একটা সময় কাটবে। তো সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। শুভ সন
হুম, হুম। জ্বি। হুম, হুম। হুম, হুম। নিশ্চয়ই। নিশ্চয়ই। হুম, হুম। ধন্যবাদ।

জ্বি, এটা একদম ঠিক। আসলে আ গালিগালাজ আ সেটা হুট-হাট বন্ধুদের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু আ এর মধ্যেও আবার দেখবেন যখন বেশি একটু হয়ে যায় তখন কিন্তু আ একটা মন ধরাধরি বিষয় বা মন খারাপের বিষয় সৃষ্টি হয়। তো বন্ধুদের ক্ষেত্রে সেটা সমাধান করা সম্ভব হয়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আসলে কঠিন হয়ে পড়ে। মানে এই যে দূরত্ব যেটা বললেন এটি কিন্তু খুব বেশি হয়ে যায়। ধরুন আপনার আমরা সামাজিক ক্ষেত্রে তো বসবাস করি আমাদের প্রতিবেশী অনেকেই থাকে। বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমাদের হুটহাট কিন্তু লাগে ঝগড়া লাগে কারো সাথে কথা কাটাকাটি লাগে। তো এই সময় যদি দেখা যাচ্ছে আমরা সেটাকে মনে করি যে যে মতবিরোধ বা গালি-গালাজ করলে একটু থামিয়ে দিয়ে পরবর্তী সব ঠিক করব। এই সময় কিন্তু দেখি যে অনেকেই এই ধরনের গালিগালাজগুলো করে এবং এর মাধ্যমে কিন্তু সম্পর্কটা আরো দূরত্ব চলে এবং এই যে আপনার যে ঝামেলাটা এটি কিন্তু আরো বাড়তে থাকে। মানে যতটা কমার কথা ছিল সেটি না হয়ে কিন্তু উল্টোও বেড়ে যায় এবং এটি কিন্তু আসলে যে গালিগালাজ করছে ধরুন আমরাই করছি আমরা কিন্তু এখন অন্যান্য মানুষের চোখে খারাপ হয়ে গেলাম যে আসলে ভালো কথা চলতে, চলতে ভালোভাবে এটা সমাধান না করে আমরা গালিগালাজ দিয়ে সেটাকে আরো বাড়িয়ে তুললাম। এরকম একটা বিষয় সৃষ্টি হয়ে যায়।
হু, হু। হু, হু। হু, হু। নিশ্চয়ই। হু, হু। হু, হু। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। হু, হু। হু, হু। হ্যাঁ। বাড়তেই থাকে। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হ্যাঁ এবং পরে দেখবেন যে একটা অনুশোচনা বোধ কাজ করে এবং হীনমন্যতা কাজ করে, যে "এই এটা কেন করলাম" অথবা "না করলেও হয়তো পারতাম।" হ্যাঁ? কোন, কোন ক্ষেত্রে আবার কে কেউ বলে "না ঠিকই করেছি। যার প্রসঙ্গে সম্পর্ক না থাকলেও তো আমার কি হলো।" এরকম কিন্তু ২ ধরনের মানুষ দেখা যায়। তাই না? তবে আমার মনে হয় একটু যদি ধৈর্য ধারণ করা যায়, বিশেষ করে যখন ঐরকম একটা পরিস্থিতি তৈরি হয় <smacks lips> তো একটু ধৈর্য ধারণ করেলা করা যেতে পারে। আমার মনে হয় তাহলে এই এই ধরনের গালিগালাজের মাধ্যমে যে মতবিরোধগুলো হয় সেগুলোর মাধ্যমে আমরা এড়াতে পারি। আর দ্বিতীয় যেটা মনে হয় সেটা হচ্ছে আ আত্মসমর্পণের একটা চেষ্টা। মানে ঘটনা হচ্ছে আমাকে কেন জিততেই হবে, আমাকে কেন আমার বন্ধুর উপরেই জিততে হবে, পরিবারের লোকের উপরেই জিততে হবে। আ ও নিজে হেরে গিয়ে অন্যকে জিতিয়ে দেওয়ার মধ্যেও তো একটা আনন্দ আছে। তাই না? সেক্ষেত্রে হয়তো একটু আত্মসংযম করলেও হয়তো এগুলো থেকে আ অন্তত দূরে থাকা যায়। আপনি কি মনে করেন যে এই মতবিরোধগুলো মিটানোর জন্য কি ধরনের আপনার আসলে আচরণ করা উচিত?
জ্বি। <chuckles> জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। একদম। <chuckles> জ্বি, জ্বি। হু, হু। এটা অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। জ্বি, আপনি একদম জ্বি।

আ আমার দিনটি আজকে ছুটির দিন ছিল
হু, হু।
তো তারপরেও আসলে জমি আবাদ করিতো সেক্ষেত্রে স্প্রে-টেস্প্রে করা হ্যাঁ, কারেন্ট পোকার উপদ্রব।
আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু, হু।
এগুলো করা এবং আ একটু ফ্যামিলি র সাথে সময় কাটানো বন্ধু-বান্ধবদের সময় কাটানো এইভাবেই চলছে। এই যে এখন আপনার সাথে কথা বল
আচ্ছা, আচ্ছা। না সেটা ভালোই। দেখুন না কাজের মধ্য দিয়ে থাকলে এবং ব ব বন্ধুবান্ধব কিংবা পরিবার এদের কাছে থাকলে কিন্তু অনেক সময় আমাদের জীবন ভালোই হয়। অনেক সময় দেখেন না জীবনের মধ্যে অনেক তো সমস্যাও হয়। তাই না? বন্ধু-বান্ধবের সঙ্গে পরিবারের সঙ্গে সমস্যা। এগুলো তো লেগেই আছে। ঠিক কিনা?
বেশ ভালোই কাটছে। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হু, হু।